জানতে পেরে খুবই ভালো লাগলো! তবে এইযে আপনারা বিভিন্ন ধর্মীয় উৎসবের ক্ষেত্রে যে আয়োজনগুলো করেন, মানে এই আয়োজনের ক্ষেত্রে পরিকল্পনাগুলো আসলে কিভাবে? মানে এইযে এত বড় একটা দায়িত্ব, এতগুলো খাবার, এত মানুষের খাবার আয়োজন আপনারা করে থাকেন। এর দায়িত্বগুলো আসলে কারা মানে এইযে কি, কি করতে হবে, কবে কি খাবেন, এই দায়িত্বগুলো কে করে? মানে কে পালন করে আরকি।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে গিয়ে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়। যেমন আ যদি কোন ব্যক্তিগত উৎসব হয় ব্যক্তিগত কারো উৎসব হয়, তাখ তখন সেটা দেখা গিয়েছে যে ওই যে, যে আ যে ব্যক্তিটা আসলে এটার প্রতিনিধিত্ব করছে, হয়তোবা কোন একটা পরিবারের। তো দেখা গিয়েছে ওই পরিবারের লোকজনগুলোই আসলে এই মে আ মানে প্রধান আ যে প্ল্যানিংটা তারা করে। তো তার সাথে দেখা গেছে যে, আশেপাশের যারা থাকে পাড়া প্রতিবেশী, তারা এসে যুক্ত হয়ে আ তো তাদেরকে স সাহায্য সহযোগিতা করে, উৎসবের এইযে, যে আয়োজনগুলো করে থাকেন। আবার কখনো দেখা যায় যে আ উৎসবটা দেখা গেছে একটা কমিউনিটি করছে বা একটা পাড়া বা একটা মহল্লা সবাই মিলে করছে, সার্বজনীন যেটা। তো সেখানে দেখা যায় যে আ সবারই একটা অন্য রকমের উদ্যোগ থাকে। সবাই একসাথে মিশে একটা কমিটি
জি, জি। অনেকটা সবাই মিলে সহযোগিতার হাত বাড়ায় ওইখানে না? মানে সবাই সহ সকলের সম্মিলিত আসলে একটা উদ্যোগে একটা ভালোভাবে প্রোগ্রামটা করা হয়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন। তো দেখা গিয়েছে যে, এরকম হয় আ ওই যে, যে উৎসবের বেশ কিছুদিন আগে থেকেই, আ যারা আসলে এ উৎসবটা করছেন একসাথে যারা আসলে এ সবাই মিলে যারা আসলে উৎসবটা করছেন, তারা সবাই হয়তোবা পরিবারে প্রত্যেক পরিবার থেকে একজন দুজন করে এসে একটা কমিটি গঠন করা হয় এবং সেখানে একটা মিটিং এর মতো করে সেখানে আ উৎসব সংক্রান্ত সকল পরি পরিকল্পনা আগে থেকেই নির্ধারণ করা হয়। আ এবং আ উৎসবের শেষে যে এইযে যে এ খাবারের যে প্ল্যানিংটা, খাবারের যে আ অনুষ্ঠানটা হয়, আ তাতে আসলে কতজন লোক আসবেন, আ কি, কি আইটেম সেখানে দেওয়া হবে, তার জন্য আসলে কি পরিমাণ চাল, ডাল বা আ আলাদা জিনিসপত্র দরকার
আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। আসলে মানে পুরোটা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, ওইটা মানে একটা বড় সভার মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়। বেশ ভালো লাগবে আসলে খুবই মানে উৎসবমুখর একটা পরিবেশ থাকে। তো এইযে আপনারা যে অনুষ্ঠানগুলো করেন বা, এইযে যেমনটা বললাম আসলে, একটা ধর্মীয় উৎসব মানে তো আসলে অনেকগুলো খাবারের আয়োজন, তাই না? এবং আপনারা যেহেতু আসলে সবাই মিলে একসাথে উৎসবগুলো পালন করেন, সেক্ষেত্রে অনেক দায়িত্ব থাকে। তো এইযে খাবারগুলোর ক্ষেত্রে আসলে এইযে কেনাকাটা যেমন ধরেন কেনাকাটার তো অনেকগুলো ধরণ থাকে। যেমন কাঁচা বাজার আলাদা করে, মুদি আইটেমগুলো আলাদা বা মসলা জাতীয় বা বিভিন্ন ধরনের কিন্তু আলাদা, আলাদা ভাগ থাকে বাজারের। তো এই দায়িত্বগুলো আসলে কিভাবে বণ্টন করে দেওয়া হয়? আসলে কারা কিভাবে করবে বা কিছু?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম ঠিক ধরেছেন। হ্যাঁ। হু, হু, হু। একদমই। হুম। আলাদা করে। হ্যাঁ।